আ আমাদের বিশেষ করে যারা গ্রামে
হু, হু।
যারা গ্রামে থাকে, তাদের কিন্তু আর কোনো আপনার রুটিন করা লাগে না। দৈনন্দিন জীবনে যে একটু হাঁটব। কারণ তাদের সেহ <chuckles> সারাটা দিনই তাদের কাজই হাঁটাহাঁটির। <chuckles> তো, যারা কৃষক বলেন, গ্রামে যারা থাকে তারা তো আর সবাই আর কি বেশিরভাগই সব কৃষক। এই কৃষকের হ্যাঁ আলাদা করে হাঁটাহাঁটির কোন প্রয়োজনই নেই। <chuckles> কারণ তাদের কাজই হাঁটাহাটি। মাঠে যাওয়া, কাজ করা, এটা করে হ্যাঁ। শহরের ক্ষেত্রে আসলে যাদের সময় আছে। তারা কিন্তু সকালে হাঁটাহাঁটি করবে এবং যাদের সকালে সময় নাই। তারা কিন্তু বিকালের টাইমটা বের করতে পারে। তো, একটা মানুষ কিন্তু আর কি পুরো দিনটাই কিন্তু ব্যস্ত থাকে না আপনি দেখবেন। সে যে যত কাজই থাকুক না কেন। সে কিন্তু কোন না কোন সময় ফ্রি থাকে। ব্যা মানে আ তার হাতে সময় থাকে, অবসর সময়টা থাকে। তো সে যদি চায় নিজ থেকে যে, আমি সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটি করা দরকার। সে কিন্তু পারবে।
জি। জ্বী, জ্বী। হু, হু। জ্বি, জ্বি। জ্বী। হুম, হুম, হুম, হুম, আচ্ছা। তবে শহরের মানুষের ক্ষেত্রে আপনি আসলে বিষয়টি কিভাবে দেখবেন? যে জান হু, হু। জ্বী। হু, হু। জি। হু, হু। জি। জ্বি। হু, হু। হুম। হুম। জ্বী।

হ্যালো। শুভরাত্রি। হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
হ্যালো? শুভরাত্রি। কেমন আছেন? জ্বী, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছিলেন আসলে?
আ আসলে একটু বাইরে ছিলাম। একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। <chuckles> তো আসলে বিকালের টাইমটা একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগে।
আচ্ছা। <chuckles> বাহ! জ্বী, জ্বী আমারও তাই। কিন্তু কয়েকদিন থেকে আসলে কোমর ব্যাথায় ভোগাচ্ছি। যার কারণে হাঁটতে যেতে পারছি না। যার কারণে আমার একটু মনটা একটু খারাপ। <chuckles>
হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। তো হাঁটাহাঁটি করলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু খাওয়া-দাওয়া করলাম। তো সব মিলে আরকি আজকের দিনটা ভালই গেছে। আশা করি কালকের দিনটা ভালো যাবে। তো আপনার দিনটা কেমন গেল আজকে?
বাহ! ভালোই। হু, হু। অবশ্যই। আমার দিন চমৎকার গিয়েছে। আ আমার যদিও কোমর ব্যাথা তবুও আমি চেষ্টা করেছি যে সকালের সময়টাতে একটু হাঁটতে। কিন্তু দেখা গেল যে, হাঁটার পরে মনে হয় একটু চাপ বেশি পেয়েছে কোমরে। যার কারণে বিকেলে হাঁটতে যেতে পারিনি। আমার কিন্তু প্রতিদিনের অভ্যাস সকাল বিকাল ২ বেলা হাঁটা। না হাঁটলে আমার কাছে
হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। আমি মনে করি যে <chuckles> আপনার যে অভ্যাসটা এটা অনেক ভালো। আর বিশেষ করে আমরা সুস্থ থাকতে হলে আমাদের হাঁটাহাঁটি করাটা অনেক প্রয়োজন।
হুম, হুম। জ্বী। একদম। জ্বি, একদমই তাই। <chuckles> আপনার হাঁটার কোন হচ্ছে বিকল্প নেই। বলা হয় যে সে এটি আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুই ক্ষেত্রেই অনেক বেশি উপকারী। দেখবেন যে যারা হার্টের রোগী রয়েছে তাদের কিন্তু ডাক্তার সাজেস্ট করে যে আপনি প্রতিদিন নিয়ম করে হাঁটবেন। ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রেও কিন্তু তাই। সেটি আসলে রক হুম, হুম। রক্তচাপ
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আসলে হ্যাঁ। হাঁটাহাঁটি করলে দেখবেন আমাদের রক্ত সঞ্চালনটা ভালো থাকে। এবং এবং বিশেষ করে দেখুন আমরা যদি হাঁটাহাঁটি করি। আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। আ হ্যাঁ। এবং মনোযোগটা সুন্দর হয়।
জ্বী, একদমই। জ্বী। ওজন নিয়ন্ত্রণ হয়, একদম। জ্বী, একদমই তাই। দেখবেন যে আসলে রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রিত হয়। আমি যখনই একটু প্রেশার ফিল করি বা মানসিক চাপের মধ্যে দিয়ে আছি মনে করি তখন কিন্তু আমি একা এক একটু বেরিয়ে পড়ি যে হাঁটার জন্য। খুব সুন্দর বাতাসের মধ্যে বা সকাল বেলা বা সন্ধ্যাবেলা হাঁটলে কিন্তু আমার মনে হয় যে একটু শান্তি লাগছে বা একটু প্রশান্ত অনুভব হয় আমার ক্ষেত্রে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। <chuckles> হ্যাঁ, এটা আপনার সুন্দর একটা পরিকল্পনা। <chuckles> তো আমরা কিন্তু
হুম, আপনি হ্যাঁ?

হুম।
এবং আ আরো কিছু, কিছু ক্ষেত্রে দেখেন ব্যস্ততার ভিতরেও সে হেটে নিতে পারছে। যেমন আ তার একটু আ অ মনে করেন যে ডিউটি তে আছে। তার একটা ফোন আসছে। সে কিন্তু ডেস্ক থেকে উঠে ফোনে আর একটু হাঁটাহাঁটির মাধ্যমে ফোনে কথা বলাটা শেষ করে নিতে পারে।
উ হু। হু, হু। আচ্ছা। জি, কিন্তু সে সময়টা আসলে কতটা পাওয়া যায়। অফিসের মধ্যবর্তী আমার আসলে জানা নেই। আমি আসলে একমত পোষণ করতে পারছি না, আপনার সাথে এই বিষয়টিতে।। <chuckles>
নাহ। আ না, না। আ ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না আসলে এটা অনেক ক্ষেত্রে পাওয়া যায়। মনে করেন যে আমি একটু কাজ করছি। ঐ সময় আমার বস ফোন দিছে। কিংবা আমার ম্যানেজার ফোন দিসে। তে মিনিমাম তো তার সাথে আমার ৩ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট কথা বলাই লাগে। তো অ্যাঁ আমি কি করলাম একটু উঠলাম, দাঁড়াইলাম। আশেপাশে একটু হাঁটলাম। কথাটা শেষ করে আবার আমার কাজে ডেস্ক এ বসে গেলাম।
উহু, হু, হু। হুম। হুম। হ্যাঁ, হতে পারে। তবে হু, হু। হু, হু। তবে আমার ক্ষেত্রে মনে হয় কি জানেন? যে যতই ব্যস্ত থাকি না কেন দিন শেষে কিন্তু আমাদের নিজেদেরকে একটু সময় দেওয়া উচিত। সারাদিন পরে এসে হয়তোবা একটু ক্লান্ত লাগছে বা আ আপনার বাড়িতে পৌঁছানোর ঠিক একটু ১০ মিনিট আগে যদি গাড়ি থেকে নেমে যাই তখন কিন্তু একটা সুন্দর পথ আপনার রাস্তায় হেঁটে, হেঁটে চলে আসা যায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা কিন্তু চাইলেই সম্ভব এবং এমন হয়ে থাকে জি।
হ্যাঁ। হ্যাঁ। আ হ্যাঁ। আ হ্যাঁ। আ হ্যাঁ। আ আসলে আমাদের হ্যাঁ, ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা থাকলে শত ব্যস্ততার ভেতর আর একটু হাঁটাহাঁটি করা যায়। নিজেকে সময় দেওয়া যায়।
জি। জি। একদম। আপনার যদি কখনো ধরেন যে হাঁটার সময় পাননি, সেক্ষেত্রে আপনি আসলে কি করেন?
আ হ্যাঁ। আমি যেদিন আসলে আহ সময় পাই না হাঁটাহাঁটির। তো আমি আসলে যখন বাসায় আসি তখন আরকি যেমন মনে করেন যে বাসায় আসার পরে আরকি তেমন একটা কাজ থাকে না। হয়তো বাইরে, বাইরে হাঁটাহাঁটি করার সময়টা নাই। আমি বাসায় এসে কিন্তু একটু কি করি একটু ওই রুমে হাঁটাহাঁটি করি। আবার রুম থেকে ঘুরে সেই রুমে মোটামুটি একটু হাঁটাহাঁটির মতো জাস্ট শর শরীলটা একটু ছাড়িয়ে নেওয়ার মতো নি।
হু, হু, হু। হুম। আচ্ছা। হু, হু। উ হু।
আ বাসার ভেতরে যেমন একটু অ্যা হ্যাঁ, হ্যাঁ।
জি, হাঁটাহাঁটি করা অনেক ভালো গুণ। উ কিন্তু আমারও যদি এখ এরকম কখনো হয় যে আমি হয়তোবা আ অনেক বেশি ব্যস্ত বা শারীরিকভাবে একটু অসুস্থ বোধ করছি। আমি যদি প্রতিদিনের হাঁটাটা হাঁটতে না পারি। সেক্ষেত্রে আমি পরের দিন এভাবে লক্ষ্য রাখি যে, "আজকে যেহেতু আমার হলো না। আগামী দিন আমি অবশ্যই ০.৫ ঘণ্টা একটু বেশি হাঁটব।" এবং দেখা যায় যে খুব অসুস্থ হয়ে গেলে যদি ২, ৩ দিন বাদ পড়ে। সেক্ষেত্রে কিন্তু আমি সুস্থ হওয়ার পর অ্যা শুধু হাঁটি না। তখন একটু হালকা করে আ ধরুন, যে আ দৌড়ানোর চেষ্টা করি যাতে আসলে আমাদের আমার শরীরে যে ক্ষতিটা হয়ে গেল। যে আমার একটা অভ্যাস ছিল সেটি আসলে বদলে গেল। সেটি যদ যেন আমার পূর্ণরূপে ফিরে আসে একই রাস্তায় সেটি চেষ্টা করি।
অ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। অ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> অ্যাঁ হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ আমরা কিন্তু হ্যাঁ। আ আমরা কিন্তু আসলে সুস্থ থাকার জন্য অনেক রকমই ইয়ে করি। বিশেষ করে আ যারা ব্যায়াম করে। আ বিশেষ করে যারা জিমে যায়।
উ হু। হু, হু।

আ আ শারীরিকভাবে চলা ফিরতে বিশেষ করে দেখবেন যে আমরা যারা হাঁটতে হাঁটতে পারি না। বা যারা শারীরিকভাবে আসলে চলাফেরা করতে পারে না। এ হ্যাঁ, তারা একটন দেখবেন একটা আ কৃত্রিম উপায়ে কিন্তু একটু হাঁটাহাঁটি করতেছে। তো আমরা বেশ বলতেই পারি যে আমরা সুস্থ অবস্থায় কিন্তু বে আরো বেশি হাঁটতে পারি। কারণ আমরা হাঁটাহাঁটি ক হ্যাঁ।
জি। হু, হু। হুম। অচল, জি, জি। হু, হু একদম। জি। একদম দেখবে। যে সারাদিন যখন হচ্ছে ফোনটা চালাচ্ছেন তখন কিন্তু একটু বিরক্ত লাগে। তাই না? আমরা তো এখন ডিজিটাল ডিভাইস ইদানিং ঝুঁকি। সেক্ষেত্রে দেখবেন উঠে দাঁড়ালে বা উঠে একটু হাঁটাহাঁটি করলে কতটা আসলে ফ্রেশ লাগে এবং আমরা তখন বুঝতে পারি যে আমরা আসলে নিজের শরীরের উপর আ কি পরিমাণে চাপ প্রয়োগ করছি। সেই ডিভাইস ব্যবহারের কারণে। তো এর পরবর্তী আ হচ্ছে যে পাশাপাশি আমরা যদি একটু হাঁটাচলা করি এবং খুব কম সময়ের জন্য একটু দেখা যাচ্ছে যে ফোনের মধ্যে মুখ বুজে রাখি তাহলে কিন্তু মনে হয় যে আমাদের দিন খুব সুন্দর এবং চমৎকার কাটতে পারবে। তাতে সময়ের সুন্দর ব্যবহার করতে পারব। আপনার ক্ষেত্রে কি মনে হয়?
আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক। আমিও ওটাই মনে করি। কারণ আমরা যদি হাঁটাহাঁটি করি। আমাদের শারীরিক স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকবে, সুন্দর থাকবে এবং আ দেখবেন যে হাঁ হাঁটাহাঁটির কারণে আমাদের যে। আ হৃদযন্ত্রটা। এটা কিন্তু ভালো থাকবে। এবং আরো আপনার বিশেষ করে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। এবং বিশেষ করে আ আমরা যারা আমাদের যারা অ অতিরিক্ত মেদ বা ওজন। এটা কমাইতে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে পারি।
জি। হু, হু। জি, অবশ্যই। হু, হু। জি। একদম জি। হু, হু। জি। হু, হু। জি। একদম। যাদের আসলে দেখা যায় যে আ শরীরের ওজন বেশি তাদের কিন্তু ডাক্তার সাজেস্ট করে যে তারা আসলে দৈনিক হাঁটা চলা করবে। বা আমাদের যে হচ্ছে যে আপনার 'treadmill' রয়েছে সেটি কিন্তু কিনতে বলা হয়। শহরের মানুষজনের কিন্তু দেখা যায় যে হাঁটা চলার জন্য সেরকম জায়গা নেই। তাই না?
আ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ।। <chuckles> অ্যা হ্যাঁ। আসলে আমরা। আ বিশেষ করে দেখবেন সুস্থ থাকতে। আ আ বেশিরভাগ মানুষ আরকি ব্যায়াম করে, জিম করে, শরীরচর্চা করে। তো আসলে যারা সময়ের অভাবে এগুলো করতে পারে না
হু, হু। জি। হু, হু। জি, জি। উহু।
তাদের বিকল্প ব্যবস্থা কিন্তু আমি মনে করি হাঁটাহাঁটি। এবং হাঁটাহাঁটি দেখবেন যে আপনি অনেক ব্যস্ততার ভেতরে হাঁটাহাঁটি করতে পারবেন। যদি আপনার ইচ্ছা থা
একদম, জি। জি, আমরা একদম। দেখা যায় যে শহরের বাসাবাড়িতেও বসার রুমটা কিন্তু একটু মোটামুটি বড় হয় বা নিজের বেডরুম এর মধ্যেও একটু এপাশ থেকে ওপাশে একটু হাঁটাহাঁটি করাই কিন্তু যায়। তাই নয় কি?
আ হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। এবং যখন মনে করেন যে আমি মনে করেন যে আমি চাকরি, করি। তো আমার অফিসটা ৩ তলায় কিংবা ৪ তলায়। তো আমি কিন্তু লিফট ব্যবহার না করে আ আমি কিন্তু হেঁটে উঠতে পারি।

জ্বী, জ্বী।
ওরা জিমে গিয়ে দেখবেন মোটামুটি আ সুস্থ থাকার পাশাপাশি সুন্দর বডি বিল্ড করার জন্য জিম করে, ব্যায়াম করে। আবার কেউ দেখবেন যে সুস্থ থাকার জন্য ব্যায়াম করে, শরীর চর্চা করে। তো আমি মনে করি আ সবারও তো আসলে সময় থাকে না জিমে গিয়ে জিম করা। আ
হুম, হুম। জ্বী। হুম। কিন্তু হাঁটা তো এক্ষেত্রে আসলে সময় সাধ্য। সাথে হচ্ছে সময় সাধ্য বলব না ঠিক। মানে আপনার জিমে যাওয়াটা কিন্তু সময় সাধ্য এবং দেখা যায় যে টাকার একটা ব্যাপার থাকে। সেক্ষেত্রে সি হাঁটাটা কিন্তু আমার কাছে মনে হয় যে, অনেক সহজলভ্য এবং আমরা মনের ইচ্ছা থাকলে সহজেই করতে পারি।
আ হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ এবং আসলে আমাদের ইচ্ছা থাকলে হাঁটাহাঁটি করা শ শতব্যস্ততার ভিতরে আমরা একটু হাঁটতে পারি। তো আমি মনে করি আর হাঁটাহাঁটি করলে আমাদের আ বিশেষ করে আ হাঁটার সময় দেখবেন যে মাথায় অনেক ভালো, ভালো আইডিয়া আসে। এবং মানসিক এবং দেখবেন হাটলে আমাদের মানসিক যে চাপটা ওইটা অনেকটা কমে যায়। আবার মনে করেন যে আমাদের মস্তিষ্কের যে কার্যকারিতা এটা কিন্তু অনেক বেড়ে যায়।
হুম, হুম। হুম। হুম। হতে পারে। হুম, হুম একদমই তাই। হুম। জ্বী, যেহেতু রক্ত সঞ্চালন বাড়ে সেক্ষেত্রে বলাই যায় যে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে।
আ হ্যাঁ, হ্যাঁ, আ আবার হ্যাঁ, হ্যাঁ আবার কিন্তু হাঁটাহাঁটির মাধ্যমে আমাদের সামাজিক সি যে সংযোগ এটাও কিন্তু আগে অনেকটা আ কাছাকাছি চলে আসে। যেমন মনে করেন যে আপনার হাঁটাহাঁটি করছেন, আ আপনার বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে হাঁটাহাঁটি করছেন কিংবা প্রতিবেশীর সঙ্গে হাঁটাহাটি হাঁটা-হাটি করছেন। তো সেক্ষেত্রে দেখবেন আপনাদের ভিতর একটা সম্পর্ক তৈরি হবে। একটা ভালো মজবুত সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো হাটা-হাটি করলে আসলে হ্যাঁ অনেক রকমই আ আসলে ভালো একটা দিক আছে। তো হাটা-হাটি অ্যাঁ হ্যাঁ। হ
হুম, হুম। জ্বী। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। জ্বী, আসলে এমনটি হয়। হুম, হুম। জ্বী, আমরা যে আ আসলে আমাদের সকলেরই উচিত যে দিনের একটা নির্দিষ্ট সময়ে হাঁটা চলার জন্য রাখা। যেখানে কায়িক শ্রম হচ্ছে, মন ভালো থাকছে এবং পরিবেশকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আশা করছি আ আপনি প্রতিদিন হাঁটার চেষ্টা করবেন। পরবর্তীতে আবারও নিশ্চয়ই কথা হবে। আজকের মত তবে বিদায়। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন। শুভরাত্রি।
আ হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আ হ্যাঁ, আ হ্যাঁ। আ হ্যাঁ। আ <chuckles> আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং হ্যাঁ, তো আমরা প্রতিদিন যেভাবে হাঁটাহাঁটি করার চেষ্টা করি এ বিষয়ে আপনি সুন্দরভাবে একটা উপস্থাপন করেছেন। ভালো করেছেন। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আহ শুভরাত্রি।
ধন্যবাদ আপনাকে। আ ভালো থাকবেন। জ্বী, ধন্যবাদ আপনাকে। জ্বী, চুপ।